হ্যাঁ, প্লাস্টিকের আসলে পরিবেশের যেরকম ব্যবহার করার কারণে পরিবেশে যেরকম ক্ষতি হচ্ছে, তেরক তেম ঠিক সেরকমই কিন্তু মানে ঐযে আমাদের শরীরের জন্যও ক্ষতিকর। কারণ আ আপনি আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা যে ননস্টিক প্যানগুলো ইউজ করছি, এগুলো হচ্ছে আসলে micro plastic দিয়েই বানানো। আর এই প্যানের একটা খোঁচার কারণে হচ্ছে খাবার রান্না করার সময় খাবারে micro plastic মিশে যাচ্ছে। যেগুলো আমাদের শরীর থেকে কিন্তু কখনোই বের হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে এগুলো আমাদের ব্রেনেও পাওয়া যাচ্ছে। তো এইযে ক্ষতিকর দিকগুলো, এটা আসলে যদি মানুষ জানতে পারে কমিউনিটির থেকে বা, সরকারি লেভেল থেকে যদি মানুষ জানতে পারে তাহলে আমার মনে হয় আ আপনি যেভাবে বললেন যে আসলে একটা <smacks lips> আ ভালো একটা পরিবর্তন দেখতে পারি আমরা। তাই না?
হ্যাঁ। অনেক ক্ষতিকর। হুম। আচ্ছা। হু, হু। হুম। আচ্ছা। এটা কিন্তু আপনি চমৎকার বলেছেন। তবে দেখেন micro plastic আসলে কিভাবে তৈরি হয়েছে। প্লাস্টিকই তো আসলে ভেঙে, ভেঙে বিভিন্নভাবে পরিবেশে কারণ, প্লাস্টিকের যতটা সময় লাগে পরিবেশে আসলে breakdown করতে। তোদ একসময় দেখা যায় পরিবেশে সে মাটিতে মিশেছে, পরবর্তীতে পানিতে মিশেছে, সমুদ্রে গিয়েছে। তো micro plastic যে আসলে বা আমরা কখনো আ ননস্টিক প্যানে যেমন পাচ্ছি, যেটা কৃত্রিমভাবে তৈরি করা। আমরা কিন্তু প্রাকৃতিকভাবেও micro plastic এর সম্মুখীন হচ্ছি। কিভাবে হচ্ছি? যখন এই micro plastic আসলে সমুদ্রের পানিতে যেয়ে মিশে, তখন কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাছ সেই micro plastic খেয়ে ফেলছে এবং খুবই আশ্চর্যজনকভাবে এখন কিন্তু মানুষের blood stream এ বা, এইযে <smacks lips> রক্তের মধ্যে micro plastic পাওয়া যাচ্ছে এবং এগুলো এসেছে কোথা থেকে? এগুলো এসেছে এই খাদ্যদ্রব্য থেকে। তো দেখেন, আসলে কখনো কিন্তু আমরা কৃত্রিমভাবে প্লাস্টিকের কবলে পড়ছি, কখনো কিন্তু প্রাকৃতিকভাবে। কারণ এই প্লাস্টিক কিন্তু আমরাই ছড়িয়ে দিয়েছি এবং এটা কিন্তু আমাদেরই আসলে ভুলের জন্য হয়েছে এবং সেই প্লাস্টিক কিন্তু এখন আমাদের শুধুমাত্র ব্রেইন না, আমাদের blood stream এ পাওয়া যাচ্ছে। যেটা কিন্তু আসলে অনেক ক্ষতি করে। এট এটি কিন্তু আসলে যেমন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এবং এটা তো আসলে কাম্য ছিল না, তাই না?
হুম। হু, হু। হুম। আচ্ছা। হুম। হুম। ও, আচ্ছা। ওহহো! হুম। হুম, হু। হুম, হুম, হুম। প্রাকৃতিকভাবে পড়ছি। হুম। হুম। খুবই ক্ষতিকর। হু, হু, হু। অবশ্যই না। কখনোই ছিল না এরকম কাম্য। আচ্ছা, আপনারা আপনার কি মনে হয়? যে আম অনেক দেখতে পারেন আপনি যে ব্যবসায়ীরা, ওদের ব্যবসার আ একমাত্র আ উৎসই হচ্ছে প্লাস্টিকের জিনিস ব্যব মানে <smacks lips> বিক্রি করে। আ অনেকে হচ্ছে প্লাস্টিকের জিনিসগুলো আমদানি করছেন কোথাও থেকে। কেউ, কেউ হচ্ছে আ এ নিজেরা বানাচ্ছেন বা, নিজেরা আম <smacks lips> এটার উৎপাদনের সাথে জড়িত আছেন। হ্যাঁ। তো আপনি কিভাবে ওদেরকে বুঝাবেন যে প্লাস্টিকটা ওদের আম মানে আ কাস্টমারের জন্য খারাপ বা, এ ওভারঅল মানুষের জন্য খারাপ? কারণ ওদের একটা ব্যবসায় তো হচ্ছে এটার প্লাস্টিকের উপর কেন্দ্র করে। তাই না?
হুম। অবশ্যই। তৈরি করছেন। হ্যাঁ। আচ্ছা। হু, হু।